তা আপনি ঠিক বলেছেন যে আসলে এইযে যেটাকে বলা হয় অনেকটা বায ওয়ার্ড গুজব। প্রচুর পরিমাণে হচ্ছে এটা ছড়াচ্ছে। গুজব, মিথ্যা তথ্য একটু আগেও একটা ভিডিও তে কি দেখেছি জানেন? একটু আগেও মনে হয় একটা ভিডিও দেখলাম এরকম যে কি করে আপনি হচ্ছে <laughs> কি করে আপনি ৳৫ দিয়ে লক্ষ টাকা আয় করতে পারবেন। <laughs> আমি এটা দেখে তো মানে caption টা দেখে ইন্টারেস্টিং লাগলো। ভাবলাম, আসলেই তো দেখি তো কি আছে। ভিতরে দেখি দেখি পুরাই অন্য একটা concept নিয়ে ওরা মানে লিখছে। যা তা অবস্থা। এরকম কত, কত যে মিথ্যা তথ্য ছড়ায়। তো এই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তো সবাই ব্যবহার করি এখন almost আমার মনে হয় যে অ্যা মোটামুটি ১০ বা ১২ বছর হয়ে গেলেই বাচ্চাদের এবং যারা মোটামুটি একটু পড়াশোনা জানে এবং যাদের হাতে Android ফোন আছে আমার তো মনে হয় প্রতিটা Android ফোন যতটা, ততটাই সামাজিক যোগাযোগ user তাই না? তো এই যে মিথ্যা তথ্যগুলো যে ছড়ায় আপনি যে বললেন এই মিথ্যা তথ্যগুলো তো আসলে প্রতিরোধ করা উচিত আমাদের, তাই না?
হুম। হুম, হুম, হুম। ও। ছড়াচ্ছে। হুম। কী দেখেছেন? হুম। হু। <chuckles> উ এটা কি সম্ভব? <chuckles> হ্যাঁ, হ্যাঁ। <chuckles> অবশ্যই, অবশ্যই। হু। হুম। হু, হু, হুম। জ্বী, জ্বী, জ্বী। হুম। এই হু, হু, হু, হুম। হু, হু, হু। অবশ্যই, অবশ্যই। মিথ্যা তথ্য ছড়াচ্ছে মানে আমাদেরই কারণে। মা আমরা কিছু সংখ্যক মানুষ আছি যারা আম নিজের একটা social media account আছে বা platform এ আমরা কাজ করতেছি। আমরা চাচ্ছি কি, কিছু সামান্য views, লাইক এগুলোর কারণে আমরা বিভিন্ন attractive কিছু আ upload করতেছি। করে একটা মানে ফাদের মতো তৈরি করতেছে। হ্যাঁ, ফাদের মত তৈরি করে জাস্ট দিচ্ছি। ওটা কিন্তু মানুষ আকর্ষণ হয়ে লাইক করতেছে, শেয়ার করতেছে। কিন্তু আমরা নিজেও জানি না যে আমরা এটা কত বড় ক্ষতি করতেছি। তরুণ প্রজন্ম বা সামনে যারা আগাবে তাদের জন্য। এইটা বা আসলেই আমাদের কিন্তু এখনই সাবধান হওয়া উচিত কিন্তু। আপনি কি মনে করেন এটা নিয়ে?
আসলে আপনি একদমই ঠিক বলেছেন।